বাহ! খুবই কিন্তু বললেন, এই যে হাসি দিয়ে ধরলেন না? এতে কিন্তু বুঝা যাচ্ছে আপনি স্বাস্থ্য সচেতন। এই বিষয়টা কি মানে নিচ্ছেন, সাথে, সাথে কিন্তু
জি, নিশ্চয়ই।
খাচ্ছে। তো এই আপনি যখন পারলেন। যে উনার <chuckles> ভুঁড়ি বেয়ে রাতে স্বাস্থ্য সচেতন হওয়া উচিত। এটা কি আপনি বুঝতে পারলেন নাকি? বলল লোকজন।
জি, জি, জি। আ দেখুন, ব হ্যাঁ উপলব্ধি হয় কি? আমি যখন শুরুতে যখন শুরু করছিলাম তখন পরিবর্তনটা আমি টের পাইনি। টেরটা পেলাম হচ্ছে যখন এটা আমি কন্টিনিউয়াসলি করলাম ৬ মাস, ১ বছর এটা করলাম যখন তখন প্রথমত আমার শরীরের মধ্যে সেটার একটা ভালো effect আমি লিখতে পেলাম। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার একটা রুটিন থাকার কারণে যেটি হল সেটি হচ্ছে স কাজগুলো আমার ধারাবাহিকভাবে সুন্দরভাবে প্রতিদিনের কাজ আমি প্রতিদিন অ্যা সুন্দরভাবে করতে পারছিলাম। এই জন্য আমার মনে হলো যে রুটিনটা একটা ব
আসলে যে এই হ্যাঁ। আহা! হুম, হুম। হু, হু। আচ্ছা মানে এমনটা এমনটা কেন মানে বললেন, যে আপনি রুটিন এ আনার পরে মানে এই যে ব্যায়াম আর হাঁটার রুটিন এইটার সাথে কি কাজের কোনো সম্পর্ক আছে?
নিশ্চয়ই রয়েছে। দেখুন, আমি যখন রুটিন মাফিক জীবনযাপন করছি, আ তখন আমার যে দৈনন্দিন যে কাজগুলো সেটার একটা ধারাবাহিকতা থাকছে। আমি শুধু হাঁটার কথা বা ব্যায়ামের কথাই বলছি না। এই ব্যায়াম ও হাঁটা যেহেতু আমি একটা রুটিন ওয়ার্ক এর মধ্যে আমি এনেছি। তার মানে তার পরবর্তীতে আমি কি করতে যাচ্ছি এবং এর পরবর্তীতে আমি কি করতে যাচ্ছি এরকম করে প্রত্যেকটা বিষয় তার সঙ্গে সংযুক্ত থাকছে। এজন্যই বলছি যে ব্যায়াম বা হাঁটা এটা একটা রুটিন মত চললে কাজগুলোর জন্য এক্সট্রা একটা সময় পাওয়া যাচ্ছে। রুটিনের মধ্যে এমনিতেই পড়ে যাচ্ছে, ঠিক তাই।
হু, হু। হ্যাঁ। হুম, হুম, হুম। বাকিগুলোও রুটিনের মধ্যে চলে আসে। হু, খুবই কিন্তু চমৎকার! তো যে হাঁটাহাঁটি করা যে বিষয়টা, এইটা অনেক সময় হয় না। পরিবার থেকে অনেক সময় আ বলা হয় যে ইন্সপায়ার করা হয় বা বন্ধুবান্ধব ইন্সপায়ার করে। দেখায় অনেক সময় কিন্তু টিটকুনি বলাও হয় যে এই বেশি মোটা হয়েছেন বা এখন তো একটু ডায়েট করা উচিত। এই ধরনের কোন ইস মানে ইন্সপায়ার আপনাকে কেউ করেছি না। যেটার কারণ আপনি রুটিন এ এসেছেন?
জি, ঠিক তাই। আমার বাসা থেকেই প্রথমত এরকম ইন্সপিরেশন আসতো। আমার বাসার লোকেরাই আমাকে ব্লেম দেওয়া শুরু করেছিল যে তুমি অলস হয়ে যাচ্ছ, মোটা হয়ে যাচ্ছ, বুড়িয়ে যাচ্ছ। তোমার কিন্তু এখন ব্যায়াম করা দরকার। তো ১ম যে অ্যা ফিডব্যাক গুলো আসলো সেটা আমার পরিবার থেকে। এরপর তো বন্ধু-বান্ধব আ রয়েছেই যারা হচ্ছেন নিয়মিত ব্যায়ামের মধ্যে ছিল। তারা বা আমাকে সংযুক্ত করার চেষ্টা করছিল। আর যেমনটি ১ম এই বলছিলাম এ আমি যখন ডাক্তারের শরণাপন্ন হলাম যখন আমি বুঝতে পারলাম যে আসলে আমি অসুখ বাধিয়ে ফেলছি শরীরে। তখন ডাক্তারের ইন্সপিরেশনটাও কাজে লাগল। তিনি যে পরামর্শগুলো দিলেন। সবগুলো একটা সমন্বয়ের মধ্যেই আমার জীবনটা চলে গেছে এই ব্যায়ামের মধ্যে।
<chuckles> হ্যাঁ আচ্ছা। বাহ! হু। আচ্ছা, আচ্ছা। দেখবেন। আ বিষয়গুলোও কিন্তু সাবিক। এই যে আপনি যেমন হাসতেছে বললেন, যে হাসির একটা কারণ পরিবর্তন করা